বিশেষ করে, এই যে, সমাজে কিন্তু দেখবেন বিভ্রান্তিমূলক, আ এই যে বিভিন্ন প্রকার কথাবার্তা কিন্তু ছাত্রদেরকে বলে, যে, "এত পড়ালেখা করে তুই কি করবি? ২ দিন পর তো তোকে স চায়ের দোকানেই বসতে হবে।" তো যে ছেলেটা চায়ের দোকানে কাজ করতে, করতে কষ্ট করে লেখাপড়া করছে জীবনটা ভালো করার জন্য। তাকে যখন এরকম নেতিবাচক আ আসলে মন্তব্য করা হয় তার মনের দিক থেকে কিন্তু সে অনেক দুর্বল হয়ে যায় এবং বিশেষভাবে মনোযোগ একসময় হারিয়েও ফেলতে পারে। তাই নয় কি ভাই?
অবশ্যই, অবশ্যই। আমাদের সমাজ ব্যবস্থাতে এত বেশি নেতিবাচকতা যেটা প্রত্যেকটা মানুষের উপরেই একটা বিরূপ প্রভাব ফেলে। এবং যে কারণে আমরা জাতিগতভাবে যতটুকু অর্জন করতে পারতাম, যতটুকু আমাদের সম্ভাবনা ছিল তার অর্থেকও আসলে আমরা করতে পারিনি। প্রায় অর্ধশতাব্দী চলে গেছে এই দেশ স্বাধীন হওয়ার পরে। ৫০ বছরে আমাদের এর থেকে অনেক বেশি যাওয়ার দরকার ছিল। কথাও ছিল। কিন্তু আমরা সেটা করতে বাধ্য হয়েছি। আমার কাছে মনে হয়
হ্যাঁ। হুম, হুম। হু, হু। হু, হু। জ্বী। হুম। হু, হু। তা ঠিক বলেছেন। উহু। জ্বী, জ্বী, জ্বী। হু, হু। হু হু। হুম, হুম। না ভাল কথা বললেন। হুম।
আমার কাছে মনে হয় যে, <gasps> পড়াশোনার ক্ষেত্রে পরিবার থেকে শুরু করে শিক্ষক সবারই আ অনেক বড় ভূমিকা থাকে। এবং তাদেরকে জাতিগতভাবে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। বাইরের দেশে কিভাবে ছাত্রদেরকে পড়ানো হয় ছোটবেলা থেকে শুরু করে যতদিন না তারা যুবক যুবতীতে পরিণত হচ্ছে সেই বয়সে হচ্ছে সেই পর্যন্ত। সেগুলো মাথায় রেখে আজকের যুগের চাহিদার সাথে তাল যদি আমরা মিলাতে না পারি, আমরা যদি ৫০ বছর আগে লেখা একটা কবিতা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পর মনে করি যে এটাকে আমরা খুব সুন্দরভাবে পড়ালেই বাকিরা খুব আগ্রহের সাথে পড়বে তাহলে আমরাও ভুল করছি। কারণ আজকের দুনিয়াতে অনেক আকর্ষণ আছে যেটা আসলে এড়ানো অনেকের পক্ষেই সম্ভব নয়। পাঠ্যক্রমকে আকর্ষণীয় করাটাও একটা জরুরি কাজ। আমার এটাই মতামত।
বলুন। হুম। <chuckles> জ্বী। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু, হু। <laughs> হ্যাঁ। হু, হু। উ তা অবশ্যই ঠিক বলেছেন। হু, হু। জ্বি, ঠিক কথা বলেছেন। জ্বী, এবং এর পাশাপাশি সামাজিক মাধ্যম বা ফরাম সাইট গুলো থাকা দরকার। যেখানে শিক্ষার্থীরা কিছু না বুঝলে সেগুলো সহজেই উত্তর জানতে পারবে। তো এই বিষয় নিয়ে কথা বলে আপনার সাথে আমার খুবই ভালো লাগলো ভাই। অনেক সুন্দর একটা আলোচনা হলো। আবারো কথায় হবে। আজকে বিদায় নিচ্ছি। আপনাকে ধন্যবাদ।
সম্পূর্ণ একমত। আপনাকেও।

আমি সেটার সাথেও একমত যে আজকে সামাজিক মাধ্যম এত বেশি আমাদের হাতে চলে এসেছে। আর সেখানে বিশেষ করে বাংলাদেশের মতো জায়গাতে এত বেশি রাজনৈতিক আ কুটচাল যেখানে দেখা যায় যে অনেকেই আসলে পথ হারিয়ে ফেলছে। অনেকেরই আসলে নিজেদের কাজে কর্মে পড়াশোনায় কোন কিছুতেই মনোযোগ দেওয়ার সময় থাকছে না। আবার সেই সাথে, সাথে, এই কথাও বলবো যে প্রযুক্তি যদি আমরা না শিখি তাহলে আমরা জাতিগতভাবে পিছিয়েও পড়তে পারি। সেটাও একটা বিপজ্জনক ভবিষ্যতের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে।
হুঁ হুঁ। জ্বি। হুঁ, হুঁ। জ্বী। হু, হু। একদম। হ্যাঁ। হুঁ, হুঁ। হু, হু। <chuckles> তা তো ঠিকই বলেছেন। আসলে দেখেন ইন্টারনেটের মাধ্যমে ছাত্ররা কিন্তু বিভিন্ন শিক্ষা সংক্রান্ত তথ্য, ভিডিও, টিউটোরিয়াল, অনলাইন কোর্স, ইবুক ইত্যাদি কিন্তু সহজেই পায় এবং সেগুলো থেকে কিন্তু খুব সহজে তাদের কিন্তু কাঙ্ক্ষিত সমস্যাগুলো সমাধান করা যায়। আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম বিশ্ববিদ্যালয়ে তখন আমরা অনেক বিষয় আছে যেটা ক্লাসে বুঝতাম না। যেমন কোনো একটা অ্যালগরিথম আমি কম্পিউটার প্রকৌশলী প আ নিয়ে পড়াশোনা করেছিলাম। তো আসলে যখন আমাদেরকে স টিচার কোন প্রকার অ্যালগরিথম শেখাতো কিংবা কোনো একটা বিষয় নিয়ে আমাদেরকে ক্লাসে বোঝাতো এবং আমরা খুব ভালো সেটা বুঝতাম না। তো আমরা বাড়িতে এসে YouTube এ এসে সেগুলো সার্চ করে কিন্তু ওই কনটেন্টটা আবার দেখতাম। দেখে কিন্তু সেই বিষয় নিয়ে আমরা একটা ভালো ধারণা আ মানে অর্জন করতাম এবং আ সেটা দিয়ে কিন্তু আমাদের পরীক্ষা কিংবা আমাদের বাস্তবিক জীবনে সেই জিনিসের সমস্যাটা বুঝতে কিন্তু একটা বিশাল সাহায্য করেছিল এই প্রযুক্তির ব্যবহার। এবং সামাজিক মাধ্যম আসলে যদি নিয়ে বলি তাহলে বলব দেখেন ছাত্রদের একটা বড় সমস্যা হচ্ছে সমাজ।